আমি ইদানিংকালে একটা সমস্যায় পড়েছি। সেটা হচ্ছে গিয়ে আমি আমার কাজের সাথে ব্যায়ামকে কোনোভাবেই সামলে উঠতে পারছি না। কোনো একটা বাদ যাচ্ছেই।
ঠা একটু details বলবেন কী? কীরকম problem face করছেন আসলে?
যেমন দেখা যাচ্ছে আমি সকালবেলা ঘুম থেকে উঠছি, এরপর কাজে যাচ্ছি, এরপর বিকাল বা রাতও হয়ে যাচ্ছে কখনো, কখনো। তো মাঝখানে তো আবার খাওয়া-দাওয়া, আবার বাসায় আসার পরে একটু rest নেওয়া এগুলো তো আছেই। তো দেখা যাচ্ছে রাত ছাড়া আর কখনোই মানে ব্যায়াম করার একটা যে সময় বা সুযোগ কিছু হয়ে উঠতেছে না। হ্যাঁ, সকালবেলা কখনো কখনো একটু, একটু সময় থাকে, যেমন ধরেন ৭:00 টা বা ৮:00 টার দিকে। কিন্তু তখন ওই ঘুম, ঘুম ভাবটাই কোনোমতে যাচ্ছে না যে আমি সকালবেলা করবো বা কিছু। না আমার জন্য কী রাতে ব্যায়াম করবো নাকি সকালে বা কখন, কী করব বুঝতেছি না আমি।
আহ! আচ্ছা। আচ্ছা, আচ্ছা। অঁ যদি আপনার routine টা একটু share করতেন। মানে কিভাবে সকালটা আপনার কাটে, দুপুর, বিকাল। তাহলে maybe আমরা ওই সময়ের মাঝখানে আ হয়তো সময় বের করতে পারি অথবা আমরা হয়তো আরও কিছু information বের করতে পারবো, যেখানে যেটা নিয়ে আমরা কাজ করতে পারবো আসলে।
দেখা যাচ্ছে আমি রাতের বেলা ঘুমাচ্ছি ১২ঃ০০ টা বা ১ঃ০০ টা বাজছে। এরপর ৭ঃ০০ টা বা ৮ঃ০০ টার দিকে ঘুম থেকে উঠতেছি। এরপর কিছুক্ষণ মোবাইল টিপতেছি। কিছুক্ষণ বলতে হচ্ছে গিয়ে কখনো দেখা যাচ্ছে ১ ঘণ্টা, কখনো ২ ঘণ্টা। তারপরে হচ্ছে আমি কোনো কাজে যাচ্ছি বা পড়ালেখা থাকলে তখন পড়ালেখা করছি। মানে ধরেন ১০:০০ টা বা ১১:০০ টা থেকে আরকি। এরপরে ওই দুপুরবেলা একটু lunch break এর সময় lunch ই করি। তখন তো আর ব্যায়াম করা সম possible না। এরপরে বিকালে হচ্ছে হতে ধরেন ৪ঃ০০ টা বা ৫ঃ০০ টার দিকে শেষ হলো। এরপর আ friend দের সাথে কিছুক্ষণ আড্ডা দিলাম। আড্ডাও দেখা যাচ্ছে ওই ১ ২ ঘণ্টার মতো। দেওয়া হচ্ছে এরপর বাসা আসতে আসতে ৭ঃ০০ টা ৮ঃ০০ টা। এরপর কিছুক্ষণ ধরেন আপনি গোসল বা খাওয়া-দাওয়া করলাম। এই আ ১১:০০ টা বা ১০:৩০ টা বেজেই যাচ্ছে। এই আমার routine এই।
হুম। আচ্ছা। হুম, হুম। right। আচ্ছা। হুম। আচ্ছা, আচ্ছা। এটা খুবই কিন্তু normal এবং স্বাভাবিক একটা routine। মানে এই routine টাতে আপনি এমন কিছু আসলে করেন বা করেন না যেটাকে বলা যেতে পারে যে এটা আসলে খারাপ বা ভালো এরকম কিছু। এটা খুবই normal স্বাভাবিক একটা routine যেটা একটা ভালো জিনিস আসলে। তো আপনার মানে আপনি বললেন ভার্সিটিতে যাওয়া আসা, পড়াশোনা, কাজ এইগুলা। এখানে আপনার যাওয়া আসার পেছনে, খাবারের পেছনে বা এই ধরনের কাজে আ কেমন সময় লাগে এটা কিন্তু আমরা যদি একটু ভাবতে পারি, এটাকে যদি আমরা কমিয়ে নিয়ে আসতে পারি maybe সেটাও আমাদের কাজে লাগতে পারে exercise এর ক্ষেত্রে।
হুম, যাওয়া আসা বলতে হচ্ছে গিয়ে ওই ধরেন কোনো bus অথবা এখন তো metro হয়েছে, metro দিয়ে চলে গেলাম। তো ১/২ ঘণ্টা কি ১ ঘণ্টা এমন লাগছে। আ যেয়ে আমি ধরেন আ অফিসে অথবা university যাচ্ছি। তারপর আবার lift দিয়ে নামা-ওঠা করতেছি ওখানে যখন মানে দরকার হচ্ছে আরকি। এরপর হচ্ছে আবার আসার সময় ওই bus বা যদি train available থাকে সেটা দিয়ে আসতেছি। এইতো, হাঁটা-উটা তেমন হয় না বললেই চলে। আর এর জন্যই আমি আলাদা ভাবে ব্যায়ামের একটা সময় করে নেওয়ার চেষ্টা করছি। But ওই হয়ে উঠছে না। দেখা যাচ্ছে কখনো ফোনের কারণে, কখনো আড্ডার কারণে তো কখনো এভাবেই বা শুয়ে থাকতে থাকতেই।
হু, হু। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। হুম, হুম। হুম। আচ্ছা, আচ্ছা। না ১ম এর যেটা লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে আপনি যে এটা নিয়ে ভাবছেন, এটাই কিন্তু এই ব্যায়াম করার দিকে বা নিজের বিষয়ে সচেতন হওয়ার দিকে হচ্ছে ১ম পদক্ষেপ। সেটা আপনি already নিয়ে ফেলেছেন, যেটা একটা ভালো জিনিস আসলে, হ্যাঁ? এছাড়া যদি সম্ভব হয়, আপনি কিন্তু শুরুটা করতে পারেন খুব ছোট, ছোট exercise দিয়ে। যেমন আপনি বললেন হাঁটা একদম হচ্ছে না। তো আপনার এই যে commit করার যে জায়গাগুলো রয়েছে বাসে করে যাওয়া আসা, এখানে কোন part কোন অংশ হয়তো বাসের station পর্যন্ত যাওয়ার অংশটা, station থেকে বাসায় আসার অংশটা, এগুলো কি হেঁটে করা সম্ভব?
হ্যাঁ, সম্ভব। কিন্তু ওই যে আলসেমির কারণে আসলে করা হয়ে উঠছে না। এজন্য দেখা যাচ্ছে যে ওজন বাড়তেই আছে। তারপর আবার fitness ঠিক নেই। আর এইগুলো ঠিক না থাকার কারণে চিন্তাও অনেক রকম আসতেছে। তো সব মিলিয়ে বলতে গেলে ওই ওজনের কারণে আর ওই আমার সময় কূলে ওঠে না পারার কারণেই শারীরিক এবং মানসিক নানা রকম সমস্যায় পড়ছি আর
আচ্ছা, আচ্ছা, আচ্ছা। উম হুম। আচ্ছা। হুম। হুম, হু। আসলে আ বিষয়টা আসলে মন খারাপ করার মতো একটা বিষয় এবং আপনার যে আপনি যে অনুভূতিটা এই মুহূর্তে feel করছেন এটাও কিন্তু আসলে স্বাভাবিক একটা অনুভূতি। যে আমি নিজের কিছু একটা উন্নতি করতে চাচ্ছি, নিজের জন্য কিছু একটা করতে চাচ্ছি কিন্তু বিভিন্ন কারণে সেটা হয়ে উঠছে না। তো আপনি বলেছিলেন সকালবেলা উঠে ওঠাটা আপনার জন্য কষ্টকর। উঠতে মন চায় না, আলসেমি অনুভব হয় এবং আপনি অনেকটা সময় মোবাইলে কাটান। তো এই সময়টার exercise আপনি তো করতে চান বললেন। তো কী হয় actually আপনার, অনুভূতিটা কী থাকে ওই মুহূর্তে বা নিজের মধ্যে কী, কী চিন্তা ভাবনা কাজ করে যদি একটু share করতেন?
আসলে তখন আসলে ইচ্ছা করে না আরকি, ঘুম থেকে ওঠার পর আলসেমিটাই main। হ্যাঁ, চাইলে তখন ব্যায়ামটা করা যায় বা একটু হাঁটা-হুঁটিও করা যায়। কিন্তু কীভাবে কী শুরু করব বা কোনো বন্ধু-বান্ধবকে বলব কিনা যে like "চলো আমার সাথে ঘুরে আসো বা হাঁটি আমরা একসাথে," এরকম করাটা উচিত হবে কীনা? বা আমি কী বাসায়ই বসে, বসে একটু ধরেন আ দড়ি লাফ খেল্লাম অথবা একটু ধরেন অন্য অ সহজ কিছু ব্যায়াম করলাম, এগুলো করা উচিত হবে? আসলে ঘুম থেকে ওঠার পর না? মাথাও কাজ করে না যে, কি আসলে করা আমার এখন উচিত? তাই শুয়েই থাকি বলা যায়।
হুম। উম, হুম। আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা। আ আপনি কিন্তু already খুব সুন্দর, সুন্দর কতগুলো কথা বলেছেন, হ্যাঁ? যে বন্ধুদের সাথে কথা বলবেন কীনা, "একটু হেঁটে আসি বা একটু gym এ ভর্তি হই বা একসাথে ব্যায়াম করি।" অথবা বাসার কথা যেটা বল্লেন, "বাসায় দড়ি লাফ দিবো কিনা?" আপনি কিন্তু already এগুলো নিয়ে ভাবছেন এবং আবারও বলছি যে কোনো কিছু করার, কোনো ভালো কিছু করার ১ম পদক্ষেপ হচ্ছে এ যে সেইটা নিয়ে ভাবা। আপনি already কিন্তু ১ম step টা নিয়ে ফেলেছেন, হ্যাঁ? So এটা একটা ভালো বিষয়। তো সকালে এবং বিকালে এটা কিন্তু আপনার যেই দৈনন্দিন সময়সূচী, হ্যাঁ? সেখানে কিন্তু এই ২ টা time এ দেখা যাচ্ছে যে কিছুটা সময় আছে, যেখানটা যেটা আপনি কাজে লাগিয়ে ব্যায়ামটা করতে পারেন। যেমন সকালে ঘুম থেকে ওঠাটা, একটু যদি খারাপ লাগেও জোর করে যদি কোনোভাবে নিজেকে একটু তৈরি করা যায়, একটু ready করা যায় যে, "আজকে আমি হাঁটবোই বা আজকে আমি একটু free hand exercise করবোই," হ্যাঁ? অথবা বিকালে আপনি বন্ধুদের সাথে আড্ডা না দিয়ে, হয়তো আপনি সপ্তাহে ৫ দিন আড্ডা দিলেন, ২ দিন একটু বল্লেন যে "না, এই ২ টা দিন আমি একটু exercise করার try করে দেখি।" তো এইটা কি আপনার ম সম্ভব বা আপনি কী এইটা করতে গেলে কোনো দ্বিধাদ্বন্দ্বে ভোগেন? অনেক ক্ষেত্রে কিন্তু আপনি যেটা বল্লেন বন্ধুর কথা, যদি কোনো বন্ধুর সাথে কথা বলে দেখেন তাও তারাও কিন্তু আপনার সাথে যোগ দিতে পারে। ওই যে ৫ দিনে ২ দিন, স দেখা যাচ্ছে আপনার friend group থেকেই ২ জন আপনার সাথে অ্যা যোগ দিচ্ছে এই exercise এ বা ব্যায়ামে আরকি।
হ্যাঁ, সেটা করা সম্ভব। আ আমি একজনকে বললামও। কিন্তু সমস্যা হচ্ছে গিয়ে, দেখা যাচ্ছে, ও একসময় হাঁটতে আ চাচ্ছে, তো আমার অন্য সময় ইচ্ছা করছে। তো, এর জন্য আবার ওটা করা হয়ে উঠতেছে না। আ আবার দেখা যাচ্ছে, এই যে ওজন বাড়ছে আরকি। ওজন বাড়ার কারণে আমার অনেকটাই আত্মবিশ্বাস কমে গেছে। আ কোথাও মিটিং এ কথা বলতে গেলেও, দেখা যাচ্ছে যে, মানে কেমন জানি লাগতেছে। খুবই নার্ভাস ফীল লাগতেছে, বা ওই কনফিডেন্সটা, আসলে কোনোভাবেই আসতেছে না। যেটা আমার আগে ছিল, যখন আমি একটু ফিট ছিলাম। তো, কি যে করা যায়, কিভাবে যে আ নিজেকে তৈরি করা যায়, সেটা বুঝে উঠতে পারতেছি না। কিন্তু হ্যাঁ, বসে, বসে চিন্তা ঠিকই করতেছি, কিন্তু ওই, করা আর হয়ে উঠতেছে না আরকি।
হুম। হুম। ১ম এ আপনাকে ধন্যবাদ যে, আপনি নিজের ইনসিকিউর একটা জায় Insecurity -র একটা বিষয় আপনার দুর্বলতার একটা জায়গা, আমার সাথে শেয়ার করার জন্যে। এটা কিন্তু সবাই, অনেকেই করতে চায় না। আপনি যে কনফিডেন্স নিয়ে ভাবছেন, এটা কিন্তু খুবই commendable একটা বিষয় হ্যাঁ? বাহবা দিতেই হয়। <smacks lips> তো, আসলে বাস্তবতা হচ্ছে সমাজ বা, সমাজের কথা ভেবে, কে কি ভাবলো, কনফিডেন্স রিলেটেড যে ইস্যুগুলা আমরা সাধারণত ভাবি, সমাজ কিন্তু আপনাকে আসলে আম কিভাবে দেখে বা, না দেখে, সেটা নিয়ে ভাবার চাইতে আপনি যদি মনে করেন এটা আমার জন্য ভালো, কে কি ভাবলো, সেটা আমি দেখবো না। এটা কিন্তু বেশ ভালো রেজাল্ট এনে দেয় আমাদেরকে, হ্যাঁ? আপনি যদি কে কি ভাবলো, আমার ওজন বেড়ে যাচ্ছে, কোথাও গেলে হয়তো সে বলবে, আমি রাস্তায় হেঁটে গেলে মেইবি বলবে দেখো, একজন আ ওভারওয়েট মানুষ হেঁটে যাচ্ছে, এরকম কিছু। এটার চাইতে আপনি যখন সেই মানুষটাই একটু ভালো স্বাস্থ্যের অধিকারী হয়ে যাবেন, একটু চিকন হয়তো হয়ে যাবেন হাঁটার পর, এক্সারসাইজ করার পরে, তারাই কিন্তু সম্পূর্ণ বদলে আপনার পক্ষে বলবে যে, "বাহ! এই মানুষটা কিন্তু নিজেকে এত দ্রুত, এত সুন্দরভাবে পরিবর্তন করে দিল", এবং এই প্রশংসা, এবং এই যে ১ম দিকে যে দুর্নাম, কোনোটাই কিন্তু আপনাকে আদৌ, কোন সাহায্য করছে না। সো, সমাজের কথা বাদ দিয়ে যদি আপনি নিজের দিক থেকে, নিজের মনের দিক থেকে, জিনিসটা নিয়ে আসতে পারেন যেটা কিন্তু অনেক ক্ষেত্রে আপনি বললেন যে, এই জিনিসটা আমার ম মধ্যে আসে না। সকালে উঠে এক্সারসাইজ করার বিষয়টা, ভেতর থেকে আসে না, আলসেমি আসে, করতে মন চায় না। অনেক সময় কিন্তু এই সামাজিক বাধ্যবতার কতার কারণেই আমাদের ভেতর থেকে আসে না। সো, এইটা ঝেড়ে ফেলা যায় কি, ভেতর থেকে?
হ্যাঁ, অবশ্যই ঝেড়ে ফেলা যায়। আবার এভাবেও চিন্তা করা যায় যে হচ্ছে গিয়ে যখন আমি ধরেন fit থাকবো, তখন আমার কাজগুলো একটু তাড়াতাড়ি করা হয়ে উঠবে। ব তারপর হচ্ছে গিয়ে আ মানে ওই আমার কাজ, বাকি যে কাজগুলো তার উপরেও আমার ওজনটা তখন অনেকটা নির্ভর করবে। কারণ, হচ্ছে গিয়ে ওই যে দেখতে সুন্দর লাগবে আর confidence বেড়ে যাবে। তো, আ আসলে না আমারও আপ মানে আপনি যেটা বললেন যে, নিজে, নিজে কতটুকু আমি feel করি সেটা হচ্ছে গিয়ে আ বেশি matter করে। এটা না যে অন্যরা কি চিন্তা করে বা কি, কি। হ্যাঁ, আপনি অনেকটাই ঠিক কথা বলেছেন। আমার এদিকেটাও একটু আ ভেবে-চিন্তে দেখা দেখতে হবে যে আমি নিজেকে নিজে, নিয়ে কি ভাবি বা কি?
অবশ্যই চ হু, হু। আচ্ছা, আচ্ছা। খুব হ্যাঁ। হু, হু। বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এটি। হু। জ্বী, জ্বী, জ্বী। না এটা অনেক ভালো একটা কথা বলেছেন যে আপনি যে আসলে আপনার মধ্যে এই realization টা যে আসছে, এই উপলব্ধি যে আপনি করতে পেরেছেন, এটা আসলে খুবই ভালো একটা বিষয়। আপনি দেখবেন আপনি খুব দ্রুত সামান্য exercise-এই আপনার মধ্যে খুব, আ অ্যা খুব সাধারণ জায়গা থেকে কিছু শক্তি আসছে। যেমন সামান্য হাঁটা, একটু free hand exercise, একটু আ হাঁটাচলা করা, একটু সামান্য হয়তো ২ কেজি বা ৫ কেজি weight lift করা। এই জায়গা থেকে দেখবেন আপনার শরীরে নানারকম পরিবর্তন আসছে। আপনার অ্যা স দৈনন্দিন শক্তির যে মাত্রাটা থাকে energy level বলে যেটাকে, সেটা কিন্তু আপনি বেশ ভালো পাবেন। এবং আগের চাইতে অনেক উৎফুল্ল মনোভাব থাকবে। আপনার hormone release হবে brain এ অনেক যেগুলো আপনাকে উৎফুল্ল থাকতেও সাহায্য করবে। এবং আপনি অনেক energy level high থাকবে আপনার আরকি।
হুম, তাই করতে হবে। আপনাকে ধন্যবাদ অনেক, আ আমাকে এতটা আ গুরুত্বপূর্ণ information জানানোর জ জন্য। আর আমি চেষ্টা করব যতটা তাড়াতাড়ি সম্ভব আমার ওই আ মানে বদ অভ্যাসগুলো দূর করে, আ এই মানে হালকা হলেও একটু নাড়াচাড়া করে ব্যায়ামটা continue করে যাওয়ার জন্য।
জ্বী। হু। বুঝতে পেরেছি। এবং আহ আপনাকেও অনেক ধন্যবাদ যে আপনি আপনার অনুভূতিগুলো আমার সাথে প্রকাশ করেছেন। এটা কিন্তু বেশ সাহসিকতার একটা কাজ। সবাই কিন্তু এই সাহসটা নিয়ে আ আলোচনা করার যে বিষয়টা এই সা এই সাহসটা তারা পায় না আরকি। আপনি যে এখান থেকে বের হয়ে এসে, নিজের এই বিষয়গুলো share করেছেন এটা আসলে খুবই বাহবা দেওয়ার মতো একটা বিষয়। আপনার প্রতি দোয়া রইল। আপনি আশা করছি নিজের যেই আ goals গুলো যে লক্ষ্যগুলো সেগুলোতে যেন পৌঁছাতে পারেন। যেন আপনি exercise করার জন্য যে মনোবৃত্তি, মনোবলটা দরকার সেটা যেন আপনি পান। কথা বলে আসলে ভালো লাগলো। ধন্যবাদ।